অ্যা না, মিষ্টি টাইপ এর না। মানে আপনি কি একটা জিনিস দেখবেন, যেসব অঞ্চলে না যে মসলা এগুলা তৈরি বেশি হয় ঐসব অঞ্চলের খাদ্যাভ্যাসে কিন্তু মশলা অনেক ব্যবহার করা হয়। তো রাজস্থান কিন্তু অত পরিচিত একটা জায়গার এটার একটা প্রধান কারণ হল কি? ঐখানে আপনার আ কি বলে, মশলা পাতি কিন্তু অনেক বেশি তৈরি হয়। যেমন আপনি যদি দেখেন না বাংলাদেশের মত একটা দেশেও কিন্তু মশলা অনেক, অনেক বেশি আছে। তো আমরা খাবারে কিন্তু অনে অন্য দেশের থেকে মশলা ব্যবহার করি। যেমন আমাদের কাচ্চি এগুলা কিন্তু অনেক মানে মশলাদার খাবার, তাই না?
জি, জি। সেটা তো হতেই পারে। না, সেটা তো আছেই। <chuckles> মানে মশলাদার খাবার আরকি যেটা বলছেন।
জি, জি, জি। কিন্তু দেশের বাইরে কিন্তু ওই জিনিসটা খুবই কম দেখা যায়। তো এটার কারণ হল, অন্যান্য দেশে দেখা যায় যেমন ধরুন আপনি ব্যা আ ইংল্যান্ড এর কথা যদি বলেন, সেসব জায়গায় কিন্তু মসলা ওরা তৈরি করে না। তো দেখা যায় ওখানে মশলার দামও বেশি
মানে মশলাটা আর তারা কিন্তু অমন ব্যবহারও করে না তাইতো?
হ্যাঁ, ব্যবহার কম করে কারণ কি মসলার কিন্তু দাম অনেক। মশলা কিন্তু চাইলেই যে কেউ ব্যবহার করতে পারে না। আবার দেশের বাইরে থেকে মসলা আনা ওগুলোও কিন্তু অনেক দামি হয়ে যায়। যে আপনি ধরেন অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
মানে ব্যাপারটা এমন যে, পরিবহন খরচটা এতটা বেশি হয়ে হয়ে যায়, মানে মসলার ব্যাপারটা ওভাবে আর মানে অনেক ব্যয়বহুল হয়ে যায় ব্যাপারটা তাই তো?
জি, জি, জি, জি। আসলেই দেখা যাবে যে আপনি যেখানে মনে করেন ১ কেজির মসলা ৳১০০ টাকায় কিনতেছেন সেই এ একই মসলা মনে করেন যে ব ইয়া অ্যা ইংল্যান্ডে দেখা যাবে ৳১৫০০ টাকা।
<chuckles> তাদেরকে অনেক এ £১০০ পাউন্ডে কেনা হচ্ছে এরকম কিছু তো? <chuckles>
জি, জি, জি, জি। এরকমই।
তো এখানে কি আপনার কোন প্রিয় স্পেশাল খাবার আছে যেটা আসলে আপনি দেশে আসার পরে বেশ মিস করেছেন? মানে ব্যাপারটা এমন যে nostalgic একটা ব্যাপার থাকে না, যে আমার পুরনো জিনিসটা মনে করলে কিন্তু জিভে জল এসে যায় এরকম কিছু?
জি, জি, জি।